জি, আসলে আমি সবসময় চাই কি যে, অ্যা সকাল বেলা উঠে আমি ফজরের নামাজ পড়ে অ্যা ওই দিক দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করতে যাবো। তো আমি কিন্তু ওই প্রস্তুতি নিয়েই আমি মসজিদে যাই। যে নামাজ পড়ে আমি হাঁটতে বের হবো। হ্যাঁ? তো এটাই মূলত আমার ব্যায়াম করার একটা নির্ধারিত টাইম, যেটা আপনি বলতেছেন যে একটা সময়, তো অন্য সময় কিন্তু হয় না। দেখা যায় যে আমি এ এই সময়টাতেই অ্যাব আরো ২-৪ জন যারা রয়েছেন, তাদেরকে সাথে নিয়ে ফজরের নামাজের পরে রাস্তায় একটু হাঁটাহাঁটি করি। ক্যাম্পাসে গিয়ে একটু ব্যায়াম করি। হুম? তো মানে এই সকালটা বাদ দিয়ে আসলে ব্যায়াম করার মত যে একটা নির্ধারিত সময়, এটা আমার আসলে হয়ে উঠতেছে না।
জি। উ আচ্ছা। জি। হুম। হুম। জি। উ হু। হু, হু। জি। জি। জি, বুঝতে পেরেছি। আসলে দেখুন, আসলে আপনি সকালের দিকে ব্যায়ামটা করতে যাচ্ছেন। এটা খুব ভালো কথা। আর বিশেষ করে আপনি যেহেতু ফজরের নামাজ পড়তে যান, এটাও অনেক ভালো কথা। কারণ ফজরের নামাজের পর ওই ওয়েদারে আপনি যেটাই করবেন, সেটাই আপনার মনে ধরবে। তো আপনি এটাকে আসলে অ্যা এত বড় করে না দেখে, ১ম এর দিকে একটু ছোট করে শুরু করতে পারেন। মানে এ জাস্ট এ কেবল শুরু করছেন আপনি। মানে কেবল জিনিসটাকে আপনি অভ্যাসে পরিণত করবেন। হ্যাঁ। তো অভ্যাসে পরিণত করতে গেলে ১ম এ আপনাকে সহজ ধাপে এবং ছোট আকারে সেটা শুরু করতে হবে। আপনি ফজরের নামাজের পর চেষ্টা করবেন যে কিছুক্ষণ হাঁটার জন্য এবং আপনি চাইবেন যে টানা ১-২০ মিনিট একদম এক টানা যে হাঁটার জন্য একটা। এবং এমনভাবে হাঁটবেন যেন আপনার গোটা শরীরটাই যেন দোলে। মানে এমনভাবে হাঁটবেন নড়াচড়া যেন সব শরীরে পায়। একদম, রাইট। তো এভাবে করে আপনি ১ম এর দিকে একটু শুরু করতে পারেন। এভাবে করলে দেখা যাচ্ছে এভাবে যদি আপনি ৭ দিন কন্টিনিউ করতে পারেন, তাহলে আ আ ৮ দিনের দিনে আপনার আরকি যে ব্যায়ামের মানে যে একটা আগ্রহ এবং যে শরীরে যে ক্লান্তি ভাবটা, সেটা দুইটাই অ্যা আপনার একদম হ্রাস পাবে এবং আপনার আগ্রহটাও অনেক আকারে বেড়ে যাবে। তো আপনার আসলে যে আপনি যে ব্যায়াম করতে চাচ্ছেন, আমি আপনার কাছে একটু জানতে চাই। তো আপনার আসলে ব্যায়াম করার আসলে লক্ষ্যটা কী? আপনি কি অ্যা ওজন কমাতে চাচ্ছেন? নাকি আপনার স্বাস্থ্যটা ঠিক রাখতে চাচ্ছেন? না, আপনার মন ভালো রাখার জন্য আপনি ব্যায়াম করতে চাচ্ছেন? যদি এই ব্যাপারটা একটু বলতেন।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, জি। জি, জি। নড়াচড়া করতে হবে। জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, একটু নড়াচড়া করে, জি। যাতে ক্যালোরিটা বেশি খরচ হয়। জি। হ্যাঁ, হ্যাঁ। ক্লান্তি ভাবটা চলে যাবে। জি, জি। হুম। বুঝতে পেরেছি। জি। আসলে অ্যা মানে এই ৩ টা কারণে আমি আসলে দেখা যায় যে এইখানে অ্যা ব্যায়াম করার কথাটা বললাম। ব্যায়াম করার দরকার। সেটা হলো যে মানে আমার যেহেতু ওজনটা বেড়ে যাচ্ছে, প্রয়োজনের তুলনায় অনেকটা বেড়ে গেছে। তো এটা হলো ওজনও কমাবে, পাশাপাশি বিশেষ করে আমার না সুস্থ থাকাটা খুবই দরকার। দেখা গেছে মানসিক টেনশন বা, দেখা গেলো শরীরটা যদি একটু বেশি স্থূল হয়ে যায়, তখন কিন্তু অল্পতেই একটা মানে চিন্তা মাথায় চলে আসে, হ্যাঁ। এজন্য আমি যদি মানে এ ব্যায়ামটাকে নিয়মিত করতে পারতাম, তাহলে দেখা যাইতো আমার এই দুশ্চিন্তাগুলো, এগুলা কিন্তু হচ্ছে যে দূর হয়ে যাইত। হ্যাঁ? তো এজন্যই মূলত আমি ব্যায়াম করাটা নিয়ত করি। কিন্তু শুরু করি, কিন্তু আর শেষ হয় না। এখন মানে আ কি করবো? এজন্য আসলে আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছিলাম।
হুম। আচ্ছা। হুম। জি। হু, হু। হু, জি। বুঝতে পেরেছি। হু, হু। হ্যাঁ। হু, হু। জি। হুঁ, হুঁ। আচ্ছা।